হ্যাঁ, পড়াশোনা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এবং যদিও আমি একটু, মানে একটু ফাঁকিবাজ টাইপের ছাত্র ছিলাম বা যে, একটু অমনোযোগী আসলে পড়াশোনা, তারপরেও আসলে আমাকেও তো পড়াশোনা করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন পড়েছে, আ তখন আমি আমার এক বড় ভাইয়ের সাথে আসলে কথা বলি। উনি আবার খুব কিন্তু পড়াশোনা করেন। হ্যাঁ? তো উনি আমাকে বললেন কি যে, উ-উম জি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। আচ্ছা। তো, আ হ্যাঁ, হ্যাঁ, বলেন। বা এই যে, আপনি পড়াশোনায় অমনোযোগী বা একটু ফাঁকিবাজের কথা বললেন, তো এটার আসলে কি বিশেষ কোন কারণ ছিল?
হুম, হুম। জ্বি। <inhales> আসলে আমি ছোটবেলা থেকেই বরাবর এরকম একটু দুষ্ট বেশি ছিলাম আরকি। অ্যা তো ঐজন্য আরকি ব্যাপারটা আমার মধ্যে এরকম ছিল। তো পরে আমি আসলে অনুধাবন করি যে, "না, আসলে এভাবে থাকলে হবে না। জীবনে ভালো কিছু করতে চাইলে অবশ্যই পড়াশোনার দরকার রয়েছে।" তো সেক্ষেত্রে যে, যেটা বললাম যে, বড় ভাইয়ের একটা পরামর্শ নিলাম।
আচ্ছা, হ্যাঁ। উম জ্বি। হুম। এই যে। আপনি অনুধাবনটা যে, করলেন, তো এইটা আসলে আপনি কোন কত সময় পরে যেয়ে করছিলেন? মানে আপনার আ হাই স্কুল জীবনে, নাকি আসলে প্রাইমারি স্কুল জীবনে আপনি এটা বুঝতে পেরেছিলেন যে, না, আসলে আপনার আ পড়াশোনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা এটা আসলে না করলেই নয়?
হুম, হুম। এইটা আমি ভাই বুঝেছিলাম আমার ইউনিভার্সিটি লাইফ এ। ঠিক আছে? তাও অনেক বড় বিপদ ঘটানোর পর
আচ্ছা, তাহলে তো হয়তো অনেক দেরি করে ফেলেছেন?
<chuckles> হ্যাঁ, অনেক দেরি করে ফেলেছি। তবে আমার কাছে মনে হয় যে, লাইফ এ আসলে, অ্যাম কোন সময় আসলে অত দেরি হয় না। আসলে মানে ব্যাপারটা হচ্ছে হলো যে, আম এ হ্যাঁ, যতদিন দেরি করেছি, অতদিনও যদি আমি কাজ করতাম? তাহলে হয়তো আমি আরো কিছু, এক্সট্রা কিছু পেতাম। হ্যাঁ? তো দেরি করাতে কিছু জিনিস আমি তো অবশ্যই কম পেয়েছি। তবে আমার কাছে মনে হয়, কেউ যদি আসলে ঘুরে দাঁড়াতে চায়? সেক্ষেত্রে আসলে তার সিদ্ধান্তটাই আসলে বেশি জরুরি। সে যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেয়? যে, "না আমি আজকে থেকে ঘুরে দাঁড়াবো।" তবে সে কিন্তু আজকে থেকেই তার অবস্থানকে, বর্তমান অবস্থান থেকে উন্নতি করতে পারবে।
আন জ্বি। হুম, হুম। উম জ্বি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বি। হু, হুম। হ্যাঁ।